আমি চেষ্টা করি আম বিভিন্নভাবে নিজেকে আ ফিট রাখার জন্য। সেটা হচ্ছে হয় খাওয়া-দাওয়ার ব্যাপারে বা, হচ্ছে ব্যায়াম করে। তো আমার কাছে হচ্ছে মনে হয় আমি যখন ব্যায়াম করি, তখন আ আমার ভালো লাগে। মানে শারীরিকভাবে, মানসিকভাবে আমি ভালো থাকি। কিন্তু উম সমস্যাটা হচ্ছে যে আমি continue করতে পারি না। আ মানে কোনো না কোনো কারণে আমার ব্যায়াম মিস হয়। সেটা ধরেন আমি যদি ২, ৩ দিন টানা করি বা, ১ সপ্তাহ উ উব ব্যায়াম করি। তারপরে হচ্ছে কোনো না কোনো কারণে আ ব্যায়ামটা পরবর্তীতে আমি মিস করে ফেলি। পরে আর continue করা হয় না। তো এরকম অনেকবারই হয়েছে। আমি শুরু করেছি খুবই আ নতুন উদ্যমে শুরু করেছি। কিন্তু আ পরে হচ্ছে continue করতে পারি না। তো পরে যখন আবার চিন্তা করি যে আচ্ছা, আবার নতুন করে শুরু করবো। তো তখন মনে হয় যে আমি তো আগেরবারও শুরু করেছিলাম, তখনও তো কিছু হয়নি। এখন শুরু করে আবার, আবার যদি আগের মত হয়, তখন তো কেমন হবে? তো এই মানে এরকম একটা চিন্তাভাবনা থাকে আমার প্রায় সময়ই। আবার আরেকটা ব্যাপারও হচ্ছে যে, আমি আ physically আর mentally খুবই আ unfit হয়ে যাচ্ছি আম ঠিক মতো ব্যায়াম না করার কারণে। যেহেতু ব্যায়াম করলে আমার ভালো লাগে, তো আও physically unfit হয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমি আম ধরেন, একটু আমি যদি একটু কোনো কাজ করি, ধরেন একটু যদি হাঁটিও, আমার কাছে মনে হয় আমি অনেক হেঁটে ফেলেছি। যদিও আ মানে health wise আমি খুবই ধরেন, এত শুকনা না বা, এত মোটাও না। আমি হচ্ছে একটু উম মাঝামাঝি থাকি। কিন্তু তারপরও আমার মনে হয় যে আমার ফিট থাকলে মানে আমি যখন ব্যায়াম করি, তখন আমি ফিট থাকি। মানে মনে হয় যে আমার আম অনেক শক্তি আছে। এরকম মনে হয়। তো আমি যে ব্যায়াম continue করতে পারছি না, সে কারণে আমি বলতে পারেন মানসিকভাবে অনেকটা ভেঙে যাচ্ছি। আর আমার আ অপরাধবোধ কাজ করে নিজের মধ্যে। আমি আসলে বুঝতে পারছি না, এটা কীভাবে সারিয়ে উঠবো?
হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি একটু আ বিব্রত অথবা একটু অস্বস্তির মধ্যে আছেন। তো এটা বেশ দুশ্চিন্তার আর
হু।
তবে নিজেকে এতটা মানে অসহায় মনে করবেন না। আর সাথে সাথে নিজেকে এমন দোষারোপ করার মতো আ নয় বিষয়টা। আমার মনে হয় আপনি যদি একটু নিজেকে আ একটু গুছিয়ে নিয়ে বিষয়টা আরেকটু পর্যালোচনা করেন, আপনার সমস্যাটা হয়তো বা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমি কি একটু জানতে পারি যে, আপনি এই যে আ ব্যায়ামটা কবে থেকে শুরু করলেন? বা আ মাঝপথে বলছিলেন যে, আপনি ব্যায়ামটা continue করতে পারছেন না। তো এই ঘটনাটা ঠিক কবে থেকে ঘটছে? বা এটা কি আ এমন হয়েছে যে, উম আপনি একবার শুরু করেছেন, আবার ছেড়ে দিয়েছেন, আবার শুরু করেছেন, আবার ছেড়ে দিয়েছেন, এরকম কি ঘটেছে? নাকি একবারে আপনি ছেড়ে দেওয়ার পর আর শুরু করতে পারছেন না? আ একটু বলবেন কি, পরিস্থিতিটা কি ছিল?
হুম। আচ্ছা। হুম। জি, আমার আম আমি হচ্ছে যখন কলেজে থাক ছিলাম। তখন থেকেই হচ্ছে, আমি বিভিন্ন ধরনের ব্যায়াম করতাম, yoga করতাম। আমার বেশ ভাল লাগতো। তো আ এমনটা হচ্ছে যে, আমি প্রতিবছরই শুরু করি। প্রতিবছরই একটা নতুন আমার ইচ্ছা থাকে, যে আমি ব্যায়াম করবো বা আ এটা-ওটা করবো। কিন্তু ঐ যে কিৎ কোন না কোন কারণে যেটা বললাম যে কোনভাবে মিস হয়ে যাচ্ছে। পরে আর শুরু করতে পারছি না। তখন মনে হয়, ও আচ্ছা, আমি তো আগেও শুরু করেছিলাম। তো এই ব্যাপারটা কিন্তু অনেক বছর ধরেই হয়ে আসছে। আ বলা যায় প্রায় আম এক কলেজ থেকে। তো ৬ ৭ বছর তো হবেই। ৮ বছর হবেই এরকম।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা। ওকে। OK তাহলে আ আপনি বেশ অনেকদিন থেকেই এই ব্যায়ামের প্রক্রিয়ার মধ্যে আছেন? তো আ আপনি ও ইতিমধ্যে নিজেকে কিন্তু একটা আ জায়গায় নিয়ে গেছেন। মানসিক জায়গা থেকে যে ব্যায়ামটা আপনার জন্য প্রয়োজনীয়। হ্যাঁ? এটা কিন্তু আপনার মন আপনাকে Train-up করে ফেলেছে। এবং আপনি সেই অনুযায়ী কাজও করেছেন। যেটা হয়েছে আপনার কথাতে উম বুঝতে পারলাম কিছুটা অনিয়মিত অবস্থার মধ্যে দিয়ে হয়তো যান আপনি। তো আপনি কি একটু ভেবে দেখেছেন যে কোন একটা পরিস্থিতি, মানে আপনার হয়তোবা কাজের চাপ বেড়ে গেছে অথবা ব্যায়ামটা আপনার কাছে একঘেয়ে লাগছে। এরকম কোন পরিস্থিতিতে কি আপনি ব্যায়ামটা ছেড়ে দিচ্ছেন? নাকি আ অন্য কোন কারণ যে উম যেটা আপনার বন্ধু বা পরিবারের কেউ সাথে নাই। বা ব্যায়ামটা আপনি অতটা কিছুদূর যাওয়ার পর আর উপভোগ করছে পা করতে পারছেন না। এরকম কি হয়েছে কখনো?
উম, হু। হুম। জী। হু, হু। আ আমার কাছে মনে হচ্ছে যে, আ ব্যায়াম আমি সবসময়ই উপভোগ করি। কিন্তু যে কারণে continue করতে পারছি না, সেটা হচ্ছে চাপ। আ সেটা কাজের চাপ হতে পারে বা, পারিবারিক চাপ হতে পারে। কোন না কোন একটা কারণে আমি খুবই টায়ার্ড থাকি। তো তখন মনে হয় যে আ টায়ার্ড থাকি বা, ব্যস্ত থাকি। তো তখন আসলে ব্যায়াম করার মতো সময় হয়ে ওঠে না। আর ঐযে পরে টায়ার্ডনেস কাটতে, কাটতে বা, আপনার ব্যস্ততা কমে কমার পরে অ তখন আর ঐযে বললাম, যেরকম অপরাধবোধ কাজ করে। তো লজ্জা মনে হয় যে, আচ্ছা আমি তো শুরু করেছিলাম, continue করতে পারিনি। আবার যদি শুরু করি আবার যদি এরকম ব্যস্ত হয়ে যাই বা, কাজের চাপ পড়ে যায়, তখন কি হবে?
আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তো বা আপনি বলছিলেন যে, অ্যা একটু টায়ার্ড লাগে বা, কাজের যে চাপ আছে, এটার কারণে আপনি মাঝে, মাঝে ব্যায়ামটাকে ছেড়ে দিতে বাধ্য হন। তো আপনি কি আপনার খাবারের যে রুটিনটা আছে বা, যে ধরনের খাবারটা আপনি খান, সেটার সাথেকার আ আ সেটার সাথে আপনার ব্যায়ামের পরে বা, আগে পরে একটু মিলিয়ে দেখেছেন কি? কারন, যখন আপনি শারীরিকভাবে একটু পরিশ্রম করবেন, তখন কিন্তু আপনার খাবারের চাহিদাটা একটু অন্যরকম থাকবে। একটু পুষ্টিকর খাবার যেটা আপনার শরীরে যদি আপনার dehydration বা, যে অতিরিক্ত চাহিদা তৈরি হয় ব্যায়ামের কারণে, সেই বে চাহিদাটা পূরণ করতে পারছে কিনা, সেটা একটু আপনি কি বলবেন? যে আপনার খাবারটা কি নিয়মিত থাকে কিনা? কারণ, যেহেতু আপনি টায়ার্ডের কথা বললেন।
হুম। হুম। হুম। হুম। হু, হুম। হুম। আচ্ছা, এটা ভালো কথা বলেছেন। আমার কাছে মনে হয় আমি যখন চাপের মধ্যে থাকি। সেটা ওই কাজের চাপ হোক বা, মানসিক চাপ হোক। আমি হচ্ছে বিভিন্ন ধরনের junk ফুড খেয়ে ফেলি। তো সেই কারণে পরবর্তীতে হচ্ছে ঐযে টায়ার্ড লা লাগাটা হচ্ছে, যাচ্ছে না। আপনি যেটা বললেন, আমি আসলে চিন্তা করে দেখছি যে আ সেই কারণেই আমি আসলে হেলদি কোন খাবার খাচ্ছি না। কারণ, junk ফুড খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। তো হেলদি খাওয়ার, খাওয়ার জন্য যে সুযোগটা বা, সময়টা সেটা আমার হচ্ছে না।
আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে একটু আব খাবারের দিকে আপনাকে একটু মনোযোগী হতে হবে। কারণ আ আপনি যদি junk ফুডের উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েন, আপনার শরীরে কিন্তু একটু বিভিন্ন ধরনের যেটা প্রয়োজনীয় নয় বরং অনেক সময় ক্ষতিকর। যেমন অতিরিক্ত তেল বা অতিরিক্ত চর্বি, এ ধরনের খাবার কিন্তু আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং বিভিন্ন ধরনের আপনার প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আপনাকে তখন মানসিক এবং শারীরিকভাবে কিন্তু মানে আ একটু অস্বস্তির মধ্যে ফেলে দিতে পারে। ওজন বাড়াতে পারে। তো এদিকটা একটু খেয়াল করে দেখবেন। আর উম যেহেতু চাপের কথা বললেন, আ আমার মনে হয় ব্যায়ামটা যখন আপনি করবেন, এটা কিন্তু প্রতিদিন করতে হবে, এমন নয়। তো সেক্ষেত্রে আপনি যদি একটু একজন ট্রেনারের পরামর্শ নিয়ে আপনার যে রুটিনটা আছে, আপনার দৈনন্দিন যে রুটিনটা আছে যে, অফিস এবং মা বাসার যে কাজ আছে বা, ব্যক্তিগত কাজ আছে। পুরো কাজটাকে পর্যালোচনা করার পর, আপনি ব্যায়ামের জন্য যদি একটু সপ্তাহে ধরে একটু রুটিন করে নিতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য ফলো করাটা একটু সহজতর হতে পারে। আবার কোন কারণে হয়তোবা আপনি মিস করতেই পারেন। তো তখন নিজেকে অতটা দোষারোপ না করে ওটার জন্য make up কিভাবে করা যায়, সেটাও কিন্তু আপনি ট্রেনারের স আ আপনি পরামর্শটা নিতে পারেন। এরকম কি আপনার কি পার্সোনাল কোনো ট্রেনার আছে কিনা যেখানে ব্যায়াম করেন? তো তার সাথে কখনো পরামর্শ করেছে কিন পরামর্শ করেছেন কিনা? এটা কি একটু জানাবেন?
আচ্ছা। হুম। হু, হু। হুম। হুম। হু, হু। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। আ আসলে এমন কোনো পার্সোনাল ট্রেনার নেই। আর এভাবে কারো সঙ্গে পরামর্শ করা হয়নি। কিন্তু আমি একটা জিমে যেতাম। সেখানে ১ জন ট্রেনার ছিলেন। উনি হচ্ছে সবাইকেই আ সাহায্য করতেন বিভিন্ন আম যারা হচ্ছে নতুনভাবে শুরু করছে ওদেরকে। তো আ উনি আসলে আ উনার সাথে মাঝে, মাঝে কথা হতো। উনি বলতেন খাবারের ব্যাপারটা একটু মনোযোগী থাকতে। ফলমূল খেতে, শাকসবজি খেতে। এ ব্যাপারগুলো বলতেন। আর তাছাড়া এর বাইরে কোনো ধরনের পরামর্শ আসলে নেয়া হয়নি উনার থেকে।
সেক্ষেত্রে আপনি তার সা যেহেতু তার সাথে ইতিমধ্যে একবার আ মানে কয়েকবার আপনি পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, কিছুটা যোগাযোগ তো তার সাথে আছেই। আপনি চেষ্টা করে দেখতে পারেন তার সাথে একটু পরামর্শ করে যে, আমার আপনার যে বিরতিটা পড়ে ব্যায়ামের মাঝখানে, সেখান থেকে আসলে ফিরে আসাটা আ কতটুকু বাব সহজ হবে। তো উনারা যেহেতু অনেকজনের সাথে কাজ করে, এ ধরনের অনেকেই পরিস্থিতিতে থাকতে পারেন। তারা কিন্তু একটা সুন্দর এবং আপনার জন্য উপযোগী, সে ধরনের একটা পরামর্শ কিন্তু আপনাকে দিতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি যে আ অন্যান্য যে কাজগুলো কা আছে, এ কাজগুলোকে যদি আপনি একটু ছোট, ছোট ভাগে ভাগ করে নিতে পারেন এবং আপনি বলেছেন যে ব্যায়াম করতে আপনার ভালো লাগে। ব্যায়াম করলে আপনি মানসিকভাবে সুস্থ থাকেন। তো আপনি যদি নিজেকে বারবার এটা বুঝাতে পারেন যে, আমার হয়তোবা একটু বিরতি গিয়েছে আ বা, আমার একটু মিস হয়েছে কোনো কারণে। কিন্তু আমি আবার এটা শুরু করলে আমার যে মানসিক স্বাস্থ্যটা আছে, এটা ভালো থাকবে, আমায় আমি শারীরিকভাবে ফিট থাকবো বা, আমার যে ওজনের যে বিষয়টা আছে, এটাও আমার নিয়ন্ত্রণে থাকবে। তাহলে কিন্তু নিজের ভিতরেই যে মোটিভেশনটা আছে, এটা কিন্তু আপনি বারবার ফিরে পাবেন। আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনি অন্যান্য যে কাজ, অ্যা সেটার অ্যা যেমন গুরুত্ব আ এরকম এবার পার্সোনাল ফিটনেসের যে জায়গাটা, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে আরকি। তো আপনি যে এখন বলছেন যে, আপনার এই জিমে যেতে এখন কী ধরনের বাধা অনুভব করছেন আপনি?
হু। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হু। হুম। হু, হু। হু। হুম। আচ্ছা। আচ্ছা, এখন আমার কাছে মনে হচ্ছে যে আ আমি যদি Gym যাই, তখন আবার আগের মত যদি Continue করতে না পারি। কারণ আমার কাজের চাপ কিন্তু অনেক থাকে। আমি আ মানে তারপরও আমি মাঝে মাঝে চেষ্টা করি সময় বের করে Gym এ যাওয়ার জন্য বা নিজে বাসায় থেকেও কোনো মানে WorkOut করার জন্যে। Yoga হোক বা যেকোনো ধরনের WorkOut হোক আমি চেষ্টা করি। আর আ এছাড়া হচ্ছে আম আমি যখন Gym এ যেতে পারি না তখন বাসায়ও যখন WorkOut করতে পারি না। কারণ আমি চেষ্টা করি আমার Room এর মধ্যে হাঁটার। তো আ মাঝে মাঝে কিন্তু হাঁটাটাও আমার জন্য সম্ভব হয় না। কারণ ওই যে ব্যস্ত থাকি, অনেক কিছু নিয়ে আবার Tired ও থাকি।
হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওই যে আপনার আসলে ব্যস্ততাটা একটা আপনার অন্যতম বাধা হিসাবে কাজ করছে। আর Tiredness এর যে বিষয়টা এটা যদি আপনি খাবারের Routine টা ঠিক করেন, ঠিক হয়ে যাবে আশা করছি। তো আমার মনে হয় Gym এ আপনি আবার যাওয়া শুরু করেন। নিজেকে বো আ একটু বোঝালেই হবে যে এটা আপনার কতটুকু গুরুত্বপূর্ণ। আশা করি আপনার সুন্দর একটা সুস্বাস্থ্য আপনি ধরে রাখতে পারবেন এবং ব্যায়ামটাও আপনার Miss হবে না আগামীতে।
হু, হু। হুম। জি। আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো ভালো কিছু Advice দিয়েছেন। আমি আ চেষ্টা করবো এসব কাজে লাগানোর। আমি চেষ্টা করব Gym এ যাওয়ার, কাজের চাপ Manage করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।